আচ্ছা, অনিচ্ছা থাকলেও অনেক সময় কিন্তু রুটিন বজায় রাখতে হয়। তাই না? তো সেক্ষেত্রে আপনার কৌশলটা আসলে কি থাকে?
উহুম। আ রুটিন কিন্তু আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ এবং আমার কাছে মনে হয় যে আ যে মানুষ রুটিন অনুসরণ করতে পারে না, সে মানুষ কিন্তু জীবনে আ successful হতে পারে না। তো আমার ক্ষেত্রে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বলতে হয় তাহলে কিন্তু আমারও একটা রুটিন আছে এবং আমি আ প্রতিদিন কিন্তু সেই রুটিন অনুসরণ করার চেষ্টা করি। তো সেইক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে রুটিনটা বজায় রাখতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে বা কঠিন হয়ে যাচ্ছে। তখন কিন্তু আসলে অনেক ধরণের পদ্ধতি অবলম্বন করা যেতে পারে।
একদম, একদম। উহুম। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন যে আপনার মানে রুটিনটা বজায় রাখতে অনেক ক্ষেত্রে কষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে যে দেখা যায় monotonous একটা ব্যাপার সেপার চলে আসে, boring একটা ব্যাপার চলে আসে যে, প্রতিদিন একই রুটিন, সেই ঘুম থেকে উঠে সেই একই একটা ব্যাপার। তো আসলে ব্যাপারটা হচ্ছে কি যে রুটিনটা যখন কিনা আপনি maintain করে যাচ্ছেন, তখন কি আসলে এব যখন যেই মুহূর্তে আপনি আসলে bore হয়ে যাচ্ছেন, তখন ব্যাপারটা আসলে কিভাবে করে সামাল দেন আপনি?
নিশ্চয়ই। হ্যাঁ। জ্বি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আ দেখুন এরকম কিন্তু অনেক সময় হয়। যেমন ধরুন আমি যখন সকালে ঘুম থেকে উঠি। উঠার পর আ ১ম এ কাজে যাচ্ছি, কাজ থেকে আসার পর টিউশনে যাচ্ছি। এবং এর মধ্যে কিন্তু আমার দিনটা কেটে যাচ্ছে। এর মধ্যে দেখা যাচ্ছে অনেক সময় এতটা ব্যস্ত হয়ে যায় যে পরিবারকে একটু সময় দিতে পারি না রুটিনটা অনুসরণ করতে যেয়ে। এবং এতটা ব্যস্ত হয়ে যাই যে নিজের কাজের প্রতি অনেক তিক্ততা চলে আসে। তো সেই সময়টাতে কিন্তু আমি একটু চেষ্টা করি যেন নিজে একা কোথাও যেয়ে ঘুরতে পারি অথবা পরিবারকে সাথে নিয়ে ঘুরতে পারি। এর মধ্যে কিন্তু আপনার আ আ দৈনন্দিন জীবনের যেই আ তিক্ততা আছে নিজের কাজের, প্রতি অনেকখানি হ্রাস পেয়ে যায়। তো এই পদ্ধতিটা কিন্তু আমি অনুসরণ করে থাকি।
উহুম। আহা! আহ! চমৎকার! চমৎকার! পরি দিনশেষে কিন্তু পরিবার হচ্ছে যে <scoffs> একদম অ্যা নিজেদের কাছের একজন ব্যা ব্যাপার। যে সেখানে ওই পরিবার না থাকলে কিন্তু দেখা যায় কি, যে কোন কিছুই আসলে শান্তির যে জায়গা, সেটা কিন্তু আসলে থাকে না। আপনার বের কাছে ব্যাপারটা আপনার ক্ষেত্রে ব্যাপারটা চমৎকার। যে আপনি চেষ্টা করেন নিজে এবং পরিবারের সাথে আসলে জিনিসটা সময়টা কাটানোর। এটা কিন্তু এটা কিন্তু চমৎকার একটা ব্যাপার, যে আপনি আসলে জিনিসটা করতে পারেন। তো এক্ষেত্রে কি কখনো মনে হয়েছে, যে অ্যা আ আসলে ব্যাপারটা কাজ করতেছে না? এরকম অনেক কখন কি হয়, যে পরিবারের সাথেও আসলে ঘুরতে ইচ্ছা করতেছে না? নিজেও কোথাও যেতে ইচ্ছা করতেছে না। কিন্তু দেখা যাচ্ছে কি যে আপনার ম নিজের ভিতরে একটা অশান্তি কাজ করছে। তখন ব্যাপারটাকে কীভাবে করে সামাল দেন?
নিশ্চয়ই। নিশ্চয়ই। একদম, একদম। নিশ্চয়ই। হু। হ্যাঁ, এইটা আসলে দেখুন যখন অনেক বেশি মানসিকভাবে ভেঙে পড়ি, অথবা শারীরিকভাবে অসুস্থ থাকি, তখন কিন্তু এই বিষয়টা হয়। যেমন ধরুন অ্যা এরকমটা কিন্তু আ গত বছর হয়েছিল, যে আমি টানা ৬ মাস একই কাজ করে যাচ্ছি একই কাজ করে যাচ্ছি, এর মধ্যে কোনো vacation নিচ্ছি না বা ব্রেক নিচ্ছি না। <smacks lips> তখন কিন্তু নিজের মধ্যে একটা তিক্ততা চলে এসেছিল। তখন আসলে ভাবতাম যে, "একটু পরিবারের সাথে যদি সময় কাটাতে পারি, তাহলে হয়তোবা ভালো লাগবে।" কিন্তু দেখা যাচ্ছে যে, পরিবারের সাথে যখন সময়টা কাটাচ্ছি, সেটাও কিন্তু আসলে সেইরকমভাবে আ প্রফুল্লতা বা উৎসাহ উদ্দীপনা দিচ্ছে না। কারণ অ্যা তখন কিন্তু আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম এবং আমি বুঝতে পেরেছি যে শারীরিক যে অসুস্থতা আছে, সেটা আমার মানসিকভাবে আমাকে গ্রাস করে ফেলেছে। আ যার জন্য আসলে দেখা যাচ্ছে যে, রুটিনের যে আ ব্যত্যয় ঘটিয়ে একটু পরিবারকে সময় নিয়ে আ সময় কাটিয়ে পরিবারকে নিয়ে, একটু নিজের মধ্যে আনন্দ ফেরত আনবো, সেটাও কিন্তু কাজ করছিল না।
মহুম। আহা! হুঁ, হুঁ, হুঁ, হুঁ। হুঁ, হুঁ, হুঁ, হুঁ, হুঁ, হুঁ। হু। আহা! এটা আসলে কিন্তু মানে খুব দুঃখজনক যে আপনাকে আসলে এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হইছে। তো ত ধরেন রুটিন কিন্তু আসলে ভেঙে গেল, হুম? আপনি যে সারাদিনের মধ্যে দ্য আপনার একটা রুটিন আছে, সেই রুটিনটা ভেঙে যাচ্ছে, আপনি দেখা যাচ্ছে যে কোনভাবেই রুটিন আসলে যে মেইনটেইন করার একটা ব্যাপারে সেটা কোনোভাবেই মনোযোগ দিয়ে করতে পারতেছেন না, খুব ফ্রাস্ট্রেশন লাগতেছেন, তখন ব্যাপারটাকে সামাল দেওয়ার জন্য আপনি আসলে খুব কুইকলি কি করেন? মানে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যায় যে খুব কাজের প্রেশার, কিন্তু রুটিন আসলে <swallows> মেইনটেইন করা যাচ্ছে না, তখন ব্যাপারটা ঐযে ছোটখাটো টিপস বা হ্যাক্স কি আপনার কাছ কাছে আছে যেটা দিয়ে আপনে রুটিনটাকে আবার লাইনে নিয়ে আসেন?
জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই দেখুন অ অনেক সময় হয় কি আমি যখন আসলে আ রুটিন wise চলছি এর মধ্যে ধরুন আমি একটু ফ্রেন্ড এর সাথে ঘুরতে গিয়েছি কোথাও ৩ ৪ দিন আ ঘুরতে গিয়েছি বেড়াতে গিয়েছিলাম সেখান থেকে আসার পর কিন্তু শরীরটা অনেক বেশি অলস হয়ে যায় বা কাজ করতে সেরকম আর ইচ্ছা হয় না বা উদ্দীপনা কাজ করে না। <sniffs> তখন কিন্তু আসলে দেখা যাচ্ছে যে, আমি রুটিনটা অনুসরণ করতে পারছি না তো, আ সেই সময় আসলে আমি নিজেকে আ অনেকখানি মানসিকভাবে pressurize করি। নিজেকে নিজে pressurize করি যে, "যদি আমি এখন এই কাজটা না করি তাহলে পরিবর্তোই পর পরবর্তী যে সময় আছে, সেই সময়টাতে যেয়ে আমাকে আসলে কষ্ট করতে হবে বা সাফার করতে হবে।" অথবা আরেকভাবে নিজেকে আসলে উদ্দীপনা দিই সেটা হচ্ছে, "যদি আমি এখন কাজটা করে ফেলি তাহলে এটার জন্য যে ভালো ফলাফল আছে আমার জন্য সেটা কিন্তু আমার জন্য খুবই মিষ্টি হবে।" তো এই বিষয়গুলো কিন্তু আমাকে অনেকখানি নিজেকে নিজে মোটিভেট করে বা নিজেকে অনেকখানি আমি সামাল দিই, রুটিনটা অনুসরণ করার জন্য, মানে নিজেকে একটু ভয় দেখাই মাঝে, মাঝে অথবা নিজেকে একটু লোভ দেখাই যে সামনের যে বিষয়টা আছে সেটা অনেক আ ভালো হবে। এভাবে কিন্তু আমি নিজের রুটিনটা আবার অনুসরণ করার চেষ্টা করি।
হুম, হুম, হুম, হুম। আচ্ছা, না। হুম, হুম। হুম, হুম, হুম, হুম। হুম, হুম। হুম। হুম, হুম। আ <giggles> চমৎকার, চমৎকার! নিজেকে নিজের সাথে নিজের বোঝাপড়া না? নিজের সাথে আসলে একটু বোঝাপড়া যে নিজেকে একটু লোভ দেখানো। যে হ্যাঁ, এটা করলে আসলে অ ও কোন একটা জায়গায় ঘুরতে যাওয়া যাবে বা কোন কিছু একটা করা যাবে। এই ব্যাপারটা বেশ চমৎকার। যা আপনি যেভাবে করে আসলে জিনিসটা সামলাচ্ছেন এইটা আসলে প্রশংসার দাবীদার। কিন্তু দেখা যায় কি? অনেক সময় কিন্তু আসলে যতই আপনি প্রিপারেশন নেন, হ্যাঁ? তখন কিন্তু আসলে পুরো ব্যাপারটা সামাল দেওয়া কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়, তাই না? তো প্রিপারেশন এর আগেও কিন্তু একটা প্রিপারেশন থাকে, তাইনা? যেটাকে প্রি-প্রিপারেশন বলে। সেই প্রি-প্রিপারেশন এর ক্ষেত্রে আপনি আসলে কি করেন?
নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আ দেখুন প্রি-প্রিপারেশন এর কথা যদি বলি সবার আগে কিন্তু নিজেকে মানসিকভাবে আমি সু ঠিক করি। যে হচ্ছে <sniffs> আ নিজের মানসিক স্টেবিলিটি টা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। যখন আপনি একটা রুটিন করতে যাবেন, যেমন আ ছোটবেলায় অনেক রুটিন করতাম পড়াশোনার, অনেক। আ আম আমি প্রতিদিনই দেখা যেত যে আ রুটিন করতাম যে "আজকে এইটা, এইটা পড়বো, এতক্ষণ পড়বো এতক্ষণ পড়বো," কিন্তু সেরকমভাবে কিন্তু রুটিনটা আসলে অনুসরণ করা হতো না। তো সেই জায়গায় কিন্তু একটা জিনিসের মিসিং ছিল সেটা হচ্ছে আপনারা যেই এখন বলেছেন প্রি-প্রিপারেশন, সেই জিনিসটা। আ নিজেকে কিন্তু আপনি একটা রুটিন যখন আ বানাবেন তখন কিন্তু তার আগে আপনাকে নিজেকে প্রিপেয়ার করতে হবে যে এই রুটিন টা আপনি ফলো করতে পারবেন কিনা বা অনুসরণ করতে পারবেন কিনা? তো আমি যখন একটা রুটিন আসলে বানাই বা একটা রুটিন যখন আমি অনুসরণ করার কথা চিন্তা করি, তখন কিন্তু প্রি-প্রিপারেশন হিসাবে আমি নিজেকে আগে মানসিকভাবে প্রস্তুত করি যে, "এই যে কাজটা আমি করবো চিন্তা করছি বা এই কাজটা যে আমি আ সামনে করার প্ল্যান করছি সেই কাজটা যেন যেকোনো মূল্যে হয়ে যায়। যেকোনো মূল্যে যেন আমার এই কাজটা করতে হয়। মানে কোন কিছু যেন আমার বাধা না হয়ে আসতে পারে।" তো সেইভাবে আসলে নিজেকে আ মানসিকভাবে শক্ত করা, নিজেকে আ মানসিকভাবে আসলে তৈরি করা, এটা কিন্তু আমার জন্য একটা প্রি-প্রপারেশন হিসাবে বলতে পারেন।
হু, হুম। জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। একদম, একদম, একদম। হুম, হুম। হুম। বাহ! চমৎকার, চমৎকার। এই ব্যাপারটা বেশ চমৎকার যে আপনি আসলে আ সব স্টেপ গুলো ভেবে রেখেছেন যে আসলে কোনটার পর কোনটা করবেন বা কিভাবে করে জিনিসটা আগাবে। এই ব্যাপারটা আসলে খুব চমৎকার। তো বা আ আপনি যতই প্রিপারেশন নেন বা আপনি যতই আসলে দেখা যাক যে নিজেকে আসলে একটু আম প্রস্তুতিমূলক যা ক যা কিছু দরকার করলেন, সা আশেপাশে পরিবেশ পরিস্থিতির উপর তো আপনার হাত নেই, তাই না? তো দেখা যায় যে অনেক সময় যে বাসায় হয়তোবা মেহমান চলে আসছে। বা দেখা যায় যে কোনো একটা ব্যাপার অ্যা বা আপনাকে হয়তোবা কোন একটা বিপদ, আল্লাহ মাফ করুক কোন বিপদ-আপদের মুখোমুখি হতে হচ্ছে। বা সামাজিক আব আ পরিবেস পরিবেশ-পরিস্থিতির ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় যে এমন অনাকাঙ্ক্ষিত একটা পরিবেশ সৃষ্টি হয়। যে তখন কিন্তু চাইলেও আপনার এই রুটিনটা আপনি কোনভাবে মেইনটেইন করতে পারেন না, তাই না? তো তখন 1st প্রায়োরিটি কী থাকে? তখন আসলে কীভাবে করে ব্যাপারটাকে সামাল দেন?
নিশ্চয়ই, নিশ্চয়ই। জি। হুম। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। হুম। নিশ্চয়ই। অবশ্যই, অবশ্যই। আচ্ছা। দেখেন, আ এরকম কিন্তু একটা ঘটনা আমার জীবনে আছে যে হচ্ছে আমার আ তখন একটা বোর্ড exam ছিলো। তো সেই বোর্ড exam এর মধ্যে আসলে আমার আ বোনের আ বিয়ে ঠিক হয়ে গেছে। তো exam এর সময়টাতে কিন্তু বিয়ে একটা মানে ধরুন হচ্ছে একটা গোজামিল হয়ে গিয়েছিলো। এবং আ দেখা যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। ২ টা আসলে দুই, আ একদম গোজামিল হয়ে গিয়েছিল। এবং আমি কিন্তু একটা তখন আ running অ রুটিন অনুসরণ করছিলাম যে পড়াশোনা করবো। ভালোভাবে পড়াশোনা করবো এবং ভালোভাবে পরীক্ষাটা দিবো। তো সেই রুটিনের মাঝেই যে আপনি বলেছেন যে, আম একটা পর পার আশেপাশে যে অবস্থা আছে বা, পারিপার্শ্বিক যে অবস্থা আছে, সেটার উপর কিন্তু আমাদের control নেই। হ্যাঁ, তো সেই পারিপার্শ্বিক অবস্থা কিন্তু তখনও আমার হাতে ছিলো না। তখন কিন্তু আসলে দেখা যাচ্ছিলো যে রুটিনটা আমার জন্য অনুসরণ করা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছিলো। ও যার জন্য আমি আ অনেক চেষ্টা করার পর যখন পারছিলাম না, তখন কিন্তু আমি আমার বোনের বিয়েটা enjoy করার দিকে মনোযোগ দিয়েছি। কারণ, আমি আসলে চাই না যে আমি আসলে চাই না যে কোনো কাজটাই ঠিকমত হোক না। হয় এই একটা ভালো হবে, নয়তো একটা খারাপ হবে। যদি ২ টা একসাথে খারাপ হয়, এটা কিন্তু আমার জন্য আসলে কাম্য না। তো যার জন্য আমি দেখছি যে আমার রুটিনটা আসলে ফ অনুসরণ করা হচ্ছে না। তার জন্য আমি এখন যেইটা আছে, সেটাতেই ফোকাস করেছি এবং বিয়েতে কিন্তু আমি অনেক বেশি আনন্দ করেছি।
আচ্ছা। নো। পুরো ২ টা দুই রকম অনুভব আরকি। <giggles> আচ্ছা, আচ্ছা। সেটা হাতে থা হাতের নাগালে থাকে না। হুম, হুম। না, তাই? <giggles> হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। <giggles> Joss, joss. এই ব্যাপারটা খুবই joss. যে আসলে অ্যা দিন শেষে আপনি যেকোনো একটাকে বেছে নিয়েছেন এবং যেটা মনে হয়েছে যে আপনার জন্য ভালো হবে সেটাই আপনি বেছে নিয়েছেন। আপনি ব্যাপারটা enjoy করেছেন। আ মানসিকভাবে অ্যা actually stable ছিলেন। এটা আসলে খুব বেশি জরুরি ছিল। তো এই যে routine যে maintain করার ক্ষেত্রে অনেকে কিন্তু দেখা যায় যে একদম আ ছোটবেলায় কিন্তু ছোট, ছোট বাচ্চারা আ কিন্তু দেখা যায় কি? যে অ্যা সাদা কাগজের উপরে দাগ কেটে, কেটে routine করা হ ব্যাপার স্যাপার আছে এখন তো প্রযুক্তি অনেকদূর এগিয়ে গিয়েছে। তাই না? অনেক রকমের tools আছে বা অনেক রকমের কিন্তু দেখা যায় যে applications আছে। এই routine টা maintain করার ক্ষেত্রে আপনি কি এখনো ওই সাদা কাগজে ঘর কেটে, কেটে routine করতেছেন নাকি এখন প্রযুক্তির আসলে কোনো সাহায্য নিচ্ছেন কোনটা?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নিশ্চয়ই। হ্যাঁ। জি, জি। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। আহ আসলে দেখুন এখন তো অনেক roaster আ বানানোর অনেক applications আছে। মাইক Microsoft Word বা Excel এর মাধ্যমে কিন্তু আমি এগুলো করতে পারছি। তো আ এই যে সাদা কাগজের আ আপনার দাগ কেটে routine করাটা সেটাও কিন্তু আমার একটা অভিজ্ঞতা আছে এবং এটা কিন্তু ছোটবেলায় খুবই মিষ্টি অভিজ্ঞতা এবং দেখা যাচ্ছে যে প্রতিদিন আসলে routine এর এইভাবে দাগ কেটে রুটিন বানিয়ে সেটা কিন্তু সন্ধ্যাবেলায় আমার পড়া টেবিলে ল লাগাতাম আঠা দিয়ে কিন্তু এটা কিন্তু আসলে ওই একই জায়গায় পড়ে থাকত। পরের দিন ওটা খুলে আবার নতুন করে লাগাতাম কিন্তু কোনোদিন কিন্তু কোনোটা অনুসরণ করা হত না কিন্তু এখন এখন আসলে প্রযুক্তি যেহেতু এত উন্নত হয়েছে ওয়ার্ডে বা এক্সেলের মাধ্যমে একটা রুটিন বানাই এবং দেখা যাচ্ছে যে এই রুটিনটা যদি অনুসরণ <scoffs> না করি তাহলে কিন্তু এটার জন্য আমাকে অনেক বেশি কষ্ট করতে হয় বা অনেক বেশি suffer করতে হয়। তো এই যে ছোটবেলায় যেভাবে আসলে routine টা ফাঁকি দিতে পারতাম এখন কিন্তু সেরকম দিতে পারছি না।
একদম, একদম। হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ। <laughs> জি, জি, জি। <laughs> জি, জি। <laughs> হ্যাঁ। আ এটা এটা এটা কিন্তু বেশ চমৎকার যে অ্যা আগের আ মানে যতটুকু আসলে ছাড় পেয়েছেন, এখন আর সেই ছাড়টা পান না তাইতো ওই যে আপনি বলতেছিলেন যে এখন কিন্তু আপনি ছাড় পান না বা আপনার জন্য কষ্টকর হয়ে যায়। তো সেক্ষেত্রে কি কোন রকমের reminder বা কোন রকমের applications কি ব্যবহার করেন যে applications গুলা দেখা যায় যে আপনাকে time to time আসলে মাথায় দিয়ে দিচ্ছে যে, আ আপনার এটা করতে হবে বা সেটা করতে হবে বা অনেকে কিন্তু ব্যবহার করে alarm ব্যবহার করে। তাই না? আপনার ক্ষেত্রে আসলে কোনটা বেশি কাজে দেয়?
নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বি। আ আমার ক্ষেত্রে আসলে দেখুন, আমি কিন্তু আ আলাদা করে কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করি না। আমি আমি কিন্তু আ চেষ্টা করি, আমার ডেইলি যে রুটিনটা আছে, সেই রুটিনটাকে আমি দিনে ২-৩ বার করে go through করি যে, "আচ্ছা, আমার এই টাইমের পরে এই টাইমটা, আ এই টাইমে এই কাজটা করতে হবে, এই কাজের পর এই কাজটা করতে হবে।" তো এইজন্য আমার মধ্যে ultimately, automatically একটা reminder চলে আসে যে, "হ্যাঁ, আমার এই কাজটা শেষ করে আরেকটা কাজে যেতে হবে, বা আমার এই কাজটা করার পর আমার আরেকটা দায়িত্ব আছে এইখানে।" তো এর কারণে কিন্তু আমাকে কোনো উম আলাদা করে কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ব্যবহার করতে হচ্ছে না, এবং আ নিজের যেই আ একটা দায়িত্ববোধ আছে, সেই দায়িত্ববোধ থেকে কিন্তু আমি রুটিনটা এখন অনুসরণ করছি।
আচ্ছা, আচ্ছা। ও! হুম, হুম, হুম, হুম। চমৎকার! চমৎকার! আ আসলে নিজের দায়িত্ববোধ থেকে যখন কিনা আপনি কাজটা করতেছেন, তাই হয়তোবা আসলে আপনি সফলতা পাচ্ছেন। কিন্তু এই যে, এই ব্যাপারটা চমৎকার। আ এইটাতে আপনার দায়িত্বশীলতাটাও বাড় বাড়তেছে। এবং দেখা যাচ্ছে যে, নিজের কাজের প্রতি একটা যে ভালোবাসা, সেটাও কিন্তু আসলে বাড়তেছে। তো এইক্ষেত্রে মানসিক স্বাস্থ্য নিয়ে আসলে আপনার চিন্তাভাবনা কি? কারণ দেখা যাচ্ছে যে, একটা রুটিনে যখন কিনা আপনি, অ্যা মানে টানা যখন কিনা আপনি কাজ করতে থাকবেন, তখন খুব স্বাভাবিক ব্যাপারটা খুব boring হয়ে যাবে। আগেও, মানে ব্যাপারটা নিয়ে কথা হয়েছে। আ তো যখন কিনা, বা আ তখন কি আপনার কাছে মনে হয় যে, আসলে আ সেক্ষেত্রে বা কোনো রকমের হতাশা বা আ frustration, এগুলো কি ক কখনো মুখোমুখি হতে হয়েছে আপনাকে, যে অ্যা আপনি একই রুটিনে চলে যাচ্ছেন, এবং স দেখা যাচ্ছে যে, জীবনে নতুন কিছু নাই, জীবন খুব সাদা কালো, ঠিক আছে। জীবনের রঙিন কিছুর জন্য আসলে এই যে একটা আকর্ষণ, সেটা কি কখনো কাজ করেছে নাকি?
নিশ্চয়ই। নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ। জি, জি। হ্যাঁ। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, এইরকম। <scoffs> হ্যাঁ, হ্যাঁ। জি, দেখুন, এইরকম কিন্তু একটা incident আমার life এ আছে, এবং আ দেখা যাচ্ছে যে, একটা সময় ছিল, আমি রুটিন অনেক বেশি অনুসরণ করতাম, এবং টানা অনুসরণ করে যাচ্ছি, অনুসরণ করেই যাচ্ছি, এবং তখন কিন্তু আসলে আমার একটা সম্পর্ক ছিল, একজনের সাথে। তো আ সেই সম্পর্কের মধ্যে কিন্তু একটা বিচ্ছেদ চলে এসেছিলো, এবং দেখা যাচ্ছিলো যে, সেই বিচ্ছেদ কিন্তু আমার মধ্যে একটা depression বা anxiety তৈরি করছিলো, তো তার কারণে
আচ্ছা, আচ্ছা। হুম, হুম। না। ওহহো!
<smacks lips> আমার জন্য কিন্তু সেই রুটিনটা অনুসরণ করা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছিল। এবং তখন কিন্তু আমি আসলে বুঝতে পারছিলাম যে মানসিক স্বাস্থ্য বিষয়টা আপনার একটা সুন্দর জীবন বা একটা সুন্দর রুটিন অনুসরণ করার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ যদি আপনি মানসিকভাবে ঠিকঠাক না থাকেন তাহলে কিন্তু আপনি আ একটা রুটিন অনুসরণ করতে পারবেন না। বা জীবনকে স্মুথলি পরিচালনা করতে পারবেন না। তো সেক্ষেত্রে আসলে আ আমি বলতে চাই যে আ মানসিক স্বাস্থ্যটা আমার জন্য অ অনেক বেশি ম্যাটার করছে। এবং যতক্ষণ আমি মানসিকভাবে সুস্থ থাকি তত ততক্ষণ কিন্তু আমি একটা রুটিন ভালোভাবে অনুসরণ করতে পারি বা ফলো করতে পারি।
উ হু, হু, হু। একদম, একদম। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। এটা বেশ জি, জি। হু, হু, হু, হু। হু, হু, চমৎকার! তো এইক্ষেত্রে কি পেশাদার যে সাহায্য হ্যাঁ? অনেকে কিন্তু দেখা যায় যে, মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন। বাডা মানসিক যারা অ্যা ব্যা ডাক্তার আছেন, হ্যাঁ? তাদের কিন্তু আসলে সাহায্য নিতে অনেকে লজ্জা পান। তো আপনি কি আসলে কখনো এসব ব্যাপার স্যাপার নিয়ে, অ্যা গে মানসিক স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হয়ে কোন পেশাদার সাহায্য নিয়েছেন?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। দেখুন আ মানসিক স্বাস্থ্যের আ যে পেশাদারী আপনি সাহায্যের কথা বলছেন, সেটা আসলে আমার নেওয়া হয়নি। তবে আমি কিন্তু এই জিনিসটাকে খুব বেশি appreciate করি। যে যখন আসলে আপনি আ একটা মানসিক একটা unstability আপনার মধ্যে আসবে। বা মানসিক ভারসাম্য একটু একটু আপনার ব্যাঘাত ঘটবে। তখন আমার কাছে মনে হয় যে, যারা এই ধরনের ডাক্তাররা আছেন তারা কিন্তু আপনাদেরকে সাহায্য করার জন্য বসে আছেন। আপনি শুধু তাদের কাছে যাবেন। এবং নিজের স যেই আ কষ্ট আছে বা নিজের যেই দিকটা আছে সেটা বলবেন। এবং তার তে আপনারা সেই অনুযায়ী কনসালটেন্স দিবে। তো সেইক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আ কারো যদি মানসিকভাবে আসলে অনেক বেশি অস্বস্তি বা বিব্রত বোধ করে। তখন কিন্তু ডাক্তারের কাছে যাওয়া উচিত। এবং ডাক্তার যে যেভাবে আসলে আ রোগীকে ট্রিটমেন্ট করে সেভাবে ট্রিটমেন্ট দেওয়া উচিত। এভাবে কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে, আ জিনিসটাকে নরমালাইজ করা উচিত। যেটা এখনো এখন পর্যন্ত আমাদের সমাজে কিন্তু নরমাল হয়নি। এবং অনেক মানুষ কিন্তু আ আ তারা কিন্তু এখনো মানসিকভাবে অসুস্থ হয়ে সেটা কিন্তু একা, একা করে সাফার করে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে, অ্যা তারা যদি তাদের কাছে যদি এই জিনিসটা নরমালাইজ করা হতো তারা কিন্তু একটা বড় একটা সাহায্য পেয়ে যেত।
উ হু, হু, হু। আচ্ছা। উ হু, হু, হু। হুম। হু, হু, হু। জী, জী। উহু, হু, হু, উহু। উহু, হু, হু, হু। একদম, একদম। হুম। চমৎকার, চমৎকার! তো সেক্ষেত্রে কিন্তু আসলে একটা জিনিস দে দেখা যায় যে আ আপনি যে আপনি তো রুটিন নিয়ে আসলে কাজ করতেছেন। তাই না? রুটিন নিয়ে কিন্তু আসলে ব রুটিন বজায় রেখে লাইফ এ লাইফস্টাইল লিড করে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি আপনার নিজের ডেভেলপমেন্ট বা অগ্রগতিটা কিভাবে করে আসলে আপনি আ পরিলক্ষিত করে রাখেন? বা আ কিভাবে করে ফ আ মানে জিনিসটাকে ট্র্যাক করেন?
হু, হু। নিশ্চয়ই, নিশ্চয়। আচ্ছা দেখুন আ রুটিন টা যখন আসলে আমি ফলো করি, তখন আসলে আমি দেখি যে একই কাজ যখন আমি বারবার করছি তখন দেখি যে, "এই একটা কাজ কি আমার আর করার কোন দরকার আছে কিনা?" যদি দেখি এই কাজটাতে আমি এখন একদম আ আ প্রফেশনাল হয়ে গেছি বা আমার efficiency অনেক বেশি বেড়ে গিয়েছে। তখন কিন্তু আমি চেষ্টা করি এর চেয়ে advanced level এ কিছু কাজ করতে। যেমন ধরুন আপনি আ এ ১ম এ একটা excel শিখতে গেলেন, আপনি ১ম হচ্ছে sum বা এই ধরনের কিছু formula শিখলেন। শেখার পর আপনি দেখছেন যে, "আ না, এগুলো আমার জন্য এখন খুব বেশি সহজ হয়ে যাচ্ছে। তো আমি একটু advance level এ যাবো।" ঠিক একই রকমভাবে কিন্তু আমি আমার রুটিন টাকে দেখি দেখার পর এই একই কাজ আমি আসলে দেখি যে এটা কি আমার জন্য নরমাল হয়ে গিয়েছে কিনা? যদি দেখি না একদম নরমাল হয়ে গিয়েছে বা সহজ হয়ে গিয়েছে। তখন কিন্তু আমি চেষ্টা করি যে আ একটু advance level এ যাওয়ার এবং সেখান থেকে কিন্তু নিজেকে আরেকটু আ উন্নতি করার চেষ্টা করি।
উহু। আহ! হু। উহু। চমৎকার, চমৎকার! আসলে যেভাবে করে আপনি এই অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজেকে আসলে এরকম একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যেয়ে যে একটা রুটিন মাফিক একটা জীবনযাপন করতেছেন এবং আ সেটা থেকে আসলে সফলতাকে আসলে ধরে নিয়ে আসার চেষ্টা করতেছেন। এ ব্যাপারটা বেশ চমৎকার। এবং আ আপনি যেভাবে করে আসলে ছোটখাটো ব্যাপারগুলো আসলে খেয়াল রাখেন। একদম উম আ নিজের আ রুটিন দের একদম দিনের শুরু থেকে শেষ পর্যন্ত। বোঝা যায় যে আসলে আপনি আপনার রুটিন নিয়ে অনেক বেশি সিরিয়াস। তবে <scoffs> ইয়া অনেক, অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আপনার অভিজ্ঞতাগুলো শেয়ার করলেন। এব এবং আপনার সামনের দিনগুলোর জন্য অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন।
জ্বী, জ্বী। নিশ্চয়ই। হ্যাঁ। <scoffs> আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে রুটিন নিয়ে অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা হয়েছে আমাদের মধ্যে এবং আমার খুবই ভালো লেগেছে। আশা করছি সামনে অনেক, অনেক আলোচনা হবে। আপনিও ভালো থাকবেন। আ শ আপনার জন্য অনেক আ শুভকামনা রইলো।
জ্বী, জ্বী। জ্বী, জ্বী। আপনার জন্য অনেক শুভকামনা রইলো। ভালো থাকবেন।